জী, অবশ্যই। এ ধরনের আসলে ছোট, ছোট অভ্যাসগুলো আমাদের চেষ্টা করতে হবে। শরীরচর্চা কিভাবে করা যায়। একটু, একটু করে সময় দিয়ে আসলে আমাদেরকে করতে হবে। কারণ শরীরটা এখন আমাদের সুস্থ আছে তাই আমরা বুঝতেছি না। কিন্তু যখন অসুস্থ হব তখন কিন্তু একটা আফসোস হবে। <scoffs>
জি। উহু। জী, একদম। আশা রাখছি। জ্বি। আশা রাখছি যে আমরা শরীরচর্চার মাধ্যমে আমাদের আ স্বাস্থ্যকে শরীরকে অনেক বেশি ভালো রাখতে পারবো। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আশা করছি আবারও আপনার সাথে আমার কথা হবে। আপনি ভালো থাকবেন।
অবশ্যই, অবশ্যই। <chuckles> ধন্যবাদ, ধন্যবাদ। <chuckles> আপনার সাথে আজকে কথা বলে অনেক ভালো একটা সময় কাটলো এবং এই যে শরীর চর্চা নিয়ে অনেক, অনেক কিছু জানতে পারলাম। আশা করছি আবারও কথা হবে। ততদিন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, ধন্যবাদ। শুভ সকাল।
উহু। ধন্যবাদ। জি। আপনিও ভালো থাকবেন। জি শুভ সকাল।

জ্বী। আপনি খেয়াল করে থাকবেন হয়তো যে, শরীরচর্চা করলে কিন্তু আমাদের মানসিক চাপ অনেক কমে। কোনো যদি হচ্ছে উদ্বেগ থেকে থাকে, সেই সময়টাতে মনে হবে যে রিল্যাক্স হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আসলে আপনি কাজের আগ্রহ আবারও ফিরে পান। আমার ক্ষেত্রে অবশ্যই এরকমটি হয় যে, আমি আরো দেখা যায় যে শরীরচর্চা করার মাধ্যমে শরীরের প্রতি তো যত্নশীল হয়েছি। তাতে আমার মানসিক স্বাস্থ্যের দিক দিয়ে আমি নজরে নিয়ে আসতে পেরেছি যে, আমার আসলে কখন কি প্রয়োজন, কখন ঘুমানোর প্রয়োজন বা কখন খেলতে যাওয়া প্রয়োজন। আহ একটু দেখা যায় টুকটাক হাঁটাহাঁটি করছি। গাছপালা নিয়ে একটু বসে থাকছি। আ তখন আসলে আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয়েছে যে শারীরিক স্বাস্থ্যের সাথে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিতেও একটু জোর দেয়া উচিত।
তো সেক্ষেত্রে এগুলো জি। অবশ্যই, অবশ্যই। হু, হু। জ্বী, হ্যাঁ। হু, হু। এটা অবশ্যই। আসলে আপনার আহ শারীরিক স্বাস্থ্যর চে মানসিক স্বাস্থ্য, আহ মানে প্রতিটা বিষয়ের সাথেই কিন্তু মানে একটা কানেকশন আছেই। তো সেই ক্ষেত্রে আপনার যদি শরীর যদি আপনার অসুস্থতায় আপনি যদি থাকেন, দেখাচ্ছে আপনার শরীর চলছে না। সেক্ষেত্রে দেখবেন যে, আপনার কিছু ভালো লাগবে না। একটু ইচ্ছা করবে যে একটু বাইরে গিয়ে হাঁটা চলা করি বা একটু এই কাজটা করি, ওই কাজটা করি। কিন্তু শরীরটা যখন আপনার আ সুস্থ থাকবে তখন দেখতিদে দেখবেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করছেন। আপনার প্রয়োজনীয় পছন্দের কাজগুলো করছেন। এবং অসুস্থতায় বিছানায় পড়ে থাকলে কিন্তু আমরা বুঝতে পারি যে, আসলে তখন কিন্তু আমাদের মন-মেজাজটা কিন্তু আসলেই ঠিক থাকে না। এবং এইগুলো জ্বি। <chuckles> গুরুত্বটা কত, জ্বি। তো সেক্ষেত্রে আমি মনে হয় যে এখন যেহেতু সময় আছে এখনই আমাদের এই ধরনের অভ্যাসগুলো গড়ে তুলতে হবে। বিশেষ করে এখন কিন্তু আমরা প্রযুক্তি নির্ভর হয়ে গিয়ে কিন্তু আমাদের এই যে, শরীরচর্চা যে বিষয়টা এটা কিন্তু খুব একটা কমে গিয়েছে। মানে আমরা ঘুমাচ্ছি রাত জেগে থাকছি, পুরো সারারাত এবং ঘুমাচ্ছি আমাদের পুরো একটা দুপুর পর্যন্ত।
হু, হু। জ্বী, অবশ্যই। হু, হু। জ্বী। হু, হু। জ্বী। উ হু। একদম। উহু। জ্বি। আ এবং বুঝতে পারি যে সুস্থ শরীরের গুরুত্বটা কি, তাই নয়? <chuckles> জ্বী। হু, হু। উহু। জ্বী। এবং দেখবেন উ যে প্রযুক্তির কল্যাণে লিফট পেয়েছি, সেই লিফটের আবার হচ্ছে নেতিবাচকভাবে ব্যবহার করছি। যদি বলতে চাই আমরা যারা তরুণ; তারাও দেখবেন শহরে অ্যা কোনভাবেই সিঁড়ি বেয়ে নিচে নামতে চাইছি না বা উপরে উঠতে চাইছি না। লিফট আছে, যাওয়া সহজ। কম সময় লাগবে, শরীরের খাটুনি কম। এ বিষয়গুলো বোধয় আমাদের একটু দেখাশোনার মধ্যে নিয়ে আসতে হবে। তাই না? হু, হু।
হু, হু। জ্বী। অবশ্যই, অবশ্যই। ইয়ে মানে আমাদের এখন এই যে ঘুমানোর যে একটা সময়টা যেটা বলছিলাম যে আমাদের উল্টোপাল্টা হয়ে গিয়েছে মানে আ অনেক রাত জেগে কিন্তু সু সময় কাটাচ্ছি সোশ্যাল মিডিয়া বা আহ অনেকে অনেক কি কা কা কাজের ক্ষেত্রেই কিন্তু সময় ব্যয় করছে অনেকেই আ লেখাপড়া করছে বা কাজ করছে। তো আমার মনে হয় যে, যে রাতের যে একটা ঘুমানোর যে নিয়মটা। আ খুব তাড়াতাড়ি ঘুমুতে যাওয়া এবং সকাল, সকাল যত সকাল আমরা ভাবি আরকি সে ঘুম থেকে উঠতে হবে। এটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। মানে আপনি যদি এই ঘুমটাকে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার জীবনের প্রতিটা কাজেই কিন্তু আপনি দেখবেন যে, রুটিন মোতাবিক মানে অটোমেটিক হয়ে যাচ্ছে সময় মতো। কারণ আমরা জানি যে ঘুম থেকে যদি দেরিতে উঠি তাহলে আমাদের আ সময়টা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। দেরি হয়ে যায়। এ এখান থেকেই কিন্তু আমাদের শুরু হয়ে যায় আসলে সম্পূর্ণ কাজগুলোতে আসলে একটা খারাপ যে দিকগুলো আছে জ্বি। <coughs>
জ্বী। উহু। জ্বী। হু, হু। উহু। অবশ্যই। একদম। জ্বি। উ দিনের শুরু করতে দেরি হয়ে যায়, তাই না? উহু। একদম। উ ২৪ ঘণ্টা তো সবার জন্যই বাঁধা। যদি বেশি ঘুমাই, সেক্ষেত্রে দেখা যাবে যে কাজের জন্য কম সময় পাবো। সেক্ষেত্রে আমরা একটু পিছিয়ে পড়ে থাকতে পারি, তাই নয় কি? তবে দেখবেন আপনি যেমনটি বললেন যে এ্যা এখন আমরা প্রযুক্তি নির্ভর হতে গিয়েই কিন্তু অনেকেরই এমন হয়েছে এ শরীরচর্চা করতে চায় না। অ্যা আপনার বলে যে, "করে কি হবে? আমার এমন থাকতে, আরামে থাকতেই বা অলস হয়ে থাকতেই ভাল লাগে।" তবে তাকে আপনি কি ধরনের পরামর্শ দিতে চান?
আ হাঁ।

আ আমি আসলে বৃষ্টির কারণে আজকে দেরিতে ঘুম থেকে উঠেছি। যার কারণে আমারও সকালবেলা হাঁটার অভ্যাস। সেটি আসলে হল না। তাই ভাবছি যে কোনভাবে আসলে আম তার বিনিময়ে কিছু করা যায় কিনা। যে, যেহেতু করতে পারিনি বিনিময়ে ঠিক বলা যাচ্ছে না। মানে এ পর পর পরিবর্তী যদি কিছু বলি যে কেননা হাঁটা যেহেতু হল হল না এবং আমার প্রতিদিনের অভ্যাস রয়েছে হাঁটা। সেক্ষেত্রে দেখা যাবে যে একটু পর বোধহয় অলস লাগতে শুরু করবে বা একটু ঝিমুনি আসতে পারে। <chuckles> আপনার ক্ষেত্রে কেমন হয়?
হুম, হুম। হুম, হুম। জ্বী, জ্বী। এটা এটা স্বাভাবিক। আমা আমার ক্ষেত্রেও কিন্তু এমনটা হয় মানে সকাল বেলা যদি একটু আ শরীরচর্চা করা যায় বা হাঁটা চলা করা যায় তাহলে কিন্তু দেখেছি পুরো দিনটাই অনেক সুন্দর ভাবে কেটে যায়। মানে কাজের মধ্যে মনোযোগটা ঠিকভাবে থাকে। তো যখন আর দেরি করে ঘুম থেকে উঠি বা হচ্ছে ঘুম থেকে উঠে হাঁটাচলা বা এই যে শরীরচর্চা বিষয়টা যদি না করি তাহলে পুরো দিনটা একটা মনে হচ্ছে আ অলসতার মতো কেটে যায় মানে পর, পর ঘুম আসার মতো একটা ভাব থাকে কাজের মধ্যে মনোযোগ থাকে না। তারপর ক্লান্তি চলে আসে। জি, ক্লান্তি আসা টা স্বাভাবিক, জী।
হু, হু। হু, হু। একদম। হু, হু। হু, হু। একদম, হুম, হুম। জ্বী। ক্লান্তি আসে। দে আমার ক্ষেত্রে তো ক্লান্তি আসে। <chuckles> এবং একটু পর, পর হুম, হুম। আমার ক্ষেত্রে আবার একটু পর, পর একটু ঘুম, ঘুম লাগে এবং আমার কাছে মনে হয় যে মনোযোগ ঠিক মতো দিতে পারি না। কেননা রুটিন বানিয়ে ফেলেছি এরকম। সেটি থেকে কিন্তু ও এদিক-ওদিকে একটু হলে দেখা যায় যে আমার মনে হচ্ছে যে, কিছু একটা হয়নি বোধহয় কিছু একটা বাকি আছে সারাদিন দিয়ে এমন কাটতে শুরু করে। <chuckles>
হুম, হুম। জি। এটা স্বাভাবিক। আমার ক্ষেত্রেও এমন হয় মানে যখন বের হতে পারি না এই যে আজকে এখনো কিন্তু আমার ঘুমটা মনে হচ্ছে কাটেনি। তবে যদি একটু বাইরে গিয়ে হাঁটা চলা করতে পারতাম তাহলে মনে হয় যে এটা ভালো হয়ে যেত। অনেক সময় দেখেছি মানে এই যে ২ জী বলুন।
জ্বী। আচ্ছা। হু, হু। আচ্ছা আপনি হুম, হুম। শরীরচর্চা শুরু করেছেন আসলে কতদিন হল? নাকি এই ছোট থেকেই অভ্যাস আপনার এটি?
আ ছোট থেকে ছিল না। ছোট থেকে তো আমরা প্রচুর খেলাধুলা করতাম। তো তখন কিন্তু আম একটা প্রয়োজন ছিল না। আসলে দেখবেন আ আপনার হয়তো ছোট ভাই যারা আছে তারা কিন্তু দেখবেন যে সারাদিন খেলাধুলার মাধ্যমে থাকে।
হু, হু। হু, হু। জি। আর বুঝতামও না গুরুত্ব বোধহয় তখন, তাই না? যে রুটিন লাইফের যে গুরুত্ব।
এহ জ্বী। গুরুত্ব না বুঝলেও কিন্তু আ গুরুত্ব না বুঝলেও কিন্তু আমরা সারাদিন দৌড়াদৌড়ি খেলাধুলা এগুলোর মধ্যে থাকতাম। তো সেক্ষেত্রে তখন আমাদের আ যতটুকু দরকার ছিল ততটুকু আমরা খেলাধুলার মাধ্যমেই পূরণ করেছি। কিন্তু এখনকার কেউ কথা বললে আমি বলব যে আসলে আ কমে গিয়েছে আগের তুলনায়। তো সেক্ষেত্রে দেখছি আমরা এখন কাজে কর্মজীবনে ব্যস্ত হয়ে মানে পড়াশোনা নিয়ে ব্যস্ত। এমন একটা সময় হয়ে গিয়েছে যে আমরা ঘুম থেকে উঠে একটু খেয়ে দেয়ে পড়তে বসছি সেখান থেকে আ উঠে আবার গোসল করে খা এভাবে কিন্তু চলছে। কাজের ক্ষেত্রেও কিন্তু সেম তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে পর্যাপ্ত একটা শারীরিক যে একটা খাটুনি থাকে বা আর শরীর চর্চার যে বিষয়টা এটা কিন্তু করা হয় না। তো ওই সেই কারণে কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি আগের তুলনায়। আগে কিন্তু এতটা এ হতাম না। এখন যতটা হচ্ছি বসে থেকে আমাদের বেক পেইন সমস্যা হচ্ছে। বিভিন্ন ধরনের সমস্যা আসলে বলা যায়। <chuckles> তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই সময় বের করতে হবে এবং পর্যাপ্ত একটা সময় প্রতিদিন ১ ঘন্টা করে যদি দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে আমাদের এই যে ধরনের সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পাবো।
হু, হু। জ্বী। জ্বী স চমৎকার বলেছেন। হু, হু। ইহ হু, হু। হু, হু। হুম। হু, হু। একদম। জ্বী। হু, হু। একদম। হু, হু। জী।